আ আসলে বলবো এটা তো অভ্যাস না। এটা আসলে একটা মানুষের বদঅভ্যাস। আপনি যেটা বললেন যে বদঅভ্যাস। কারণ এটা আসলে কোনো মানুষেরই স্বাস্থ্যের জন্য ভালো না। এতে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে।
বদ অভ্যাস, একদমই ঠিক। আসলে আমার কাছে মনে হয় যে কোনো মানুষ অভ্যাস তো আসলে ভালো অভ্যাস তো বদলাতে চায় না। আমার মনে হয় যে, খারাপ অভ্যাসই মানুষ বদলাতে চায়। তো সেই ক্ষেত্রে এটা আমার মানে, মানে নিজের মধ্যে থাকে অনেক বড় একটা খারাপ অভ্যাস ছিল।
হু, হু তা তো অবশ্যই। অ্যা হ্যাঁ আসলে এটাও আমি বলব অনেক বড় একটা achievement যে, আপনি আপনার যে নিজে থেকে বুঝতে পেরেছেন আসলে এটা আপনার জন্য ভালো না কিংবা আপনার একটা খারাপ অভ্যাসের হয়ে দিকে যাচ্ছে। আর আপনি যে এটা পাল্টাতে পেরেছেন আসলে এটা। তো একটু জানতে চাচ্ছিলাম আসলে যে, বলেছিলেন যে অ্যা ক্লাস 10 থেকে আসলে আপনি আ যে স্মোকিং এর যে কথাটা বললেন এটা শুরু করেছিলেন। তো এটা আসলে কোনো কি ঘটনাচক্রে হয়েছিল, কিংবা আশেপাশে থাকে যে সঙ্গে আ সঙ্গ যেটা সাথে থাকে, সেটি থেকে influence হয়ে আসলে ট্রাই করতে গিয়ে অভ্যাসে পরিণত হয়। এরকম কিছু কি?
একদমই ঠিক। হ্যাঁ, নিশ্চয়ই। <chuckles> আ আসলে সেই ক্ষেত্রে আসলে এটা এন অনেকেই হয়তো মানে বুঝতেই পারবেন। সেক্ষেত্রে একটু মানে ছোটবেলা থেকে যেহেতু বেশি পেকে গিয়েছিলাম, হ্যাঁ? তো সেই সময় প্রেম করতে গিয়েছিলাম। হ্যাঁ? তো ওই প্রেমে নানান জটিলতা থেকে ব্যাপারটা আসলে মানে কোনোভাবে আসলে চলে এসেছিল আরকি। তো যাই হোক আ বিষয়টা বারবারই বলছি যে আসলে একদমই উচিত নয়। উম আ যেটা হয়েছিল সেই বাস্তব অভিজ্ঞতার কথাই আসলে বলছি। তো আ দুঃখজনকভাবে এম এ সেই ক্ষেত্রে কিছু ঝামেলা থেকে এই জিনিসটা আসলে শুরু হয়েছিল আরকি।
<laughs> হ্যাঁ, আচ্ছা। ও হো হো! আচ্ছা, আচ্ছা। <chuckles> ক্লাস 10 থেকে? হা। হু, হু। হুম। আসলে যে আপনি বলেছিলেন যে আসলে ঘটনা চক্রের কারণে জিনিসটা আপনার মধ্যে আ শুরু হয়ে গিয়েছিল। তো ১ম যখন স্মোক করা শুরু করলেন, তখন আসলে আপনার অনুভূতিটা কি ছিল? কিংবা আ স্মোকিং আ করতে গেলে তো নানা ধরনের আসলে জটিলতা শুরু হয়। যখন স্মোকটা আসলে 1st আ শুরু করা হয়। আ তো এই ক্ষেত্রে এরকম কোন কিছু কি আপনার ক্ষেত্রে হয়েছে, যখন আসলে আপনার 1st স্মোকিং টা শুরু করলেন? কিংবা এই ব্যাপারটা কি আপনার বাসায় কখনো টের পেয়েছে?
হুম, একদমই ঠিক।